আচ্ছা এখন তো অনেকেই দেখা যায় যে মোবাইল ফোন বা, বিভিন্ন ধরণের স্ক্রিনে কিন্তু অনেক বেশি সময় কাটান। হ্যাঁ? আব আ সেটা দেখা গেছে যে হয়তো বিনোদনের জন্য বা, অনেকের ক্ষেত্রে কাজের জন্যও হতে পারে। সেক্ষেত্রে মানে কিছু যে আসো অপ্রয়োজনীয় যে সময় সেইটা কমাতে আপনি আসলে কী করে থাকেন?
আসলে কী যে আমাদের কিন্তু স্ক্রিন টাইমটা কিন্তু অনেক বেশি ব্যবহার করা হয় বা, আমরা কিন্তু অনেক সময় কিন্তু এরকম ডিভাইসে কিন্তু থাকি। তো আ এটি কিন্তু যদি আপনি অনেক বেশি অতিরিক্ত করে ফেলেন না তো এটা কিন্তু আপনার জন্য একদমই সঠিক না। তো সেই স্ক্রিন টাইম কমাতে কিন্তু আমি সব স মানে এ চেষ্টা করি স্ক্রিন টাইম টা লিমিট করে রাখতে বা, আমি একটা টাইম লিমিট সেট করে রাখি নিজে। যে আমি এই সময়ের পর আমি আর স্ক্রিন টাইম এ সময় দেব না বা, আমি এতে আর সময় নষ্ট করব না। তো সেইক্ষেত্রে কিন্তু আমার কিন্তু অনেকটা আ এটা করে স্ক্রিন টাইম কিন্তু কমে এসেছে।
একদমই ঠিক বলেছেন। <smacks lips> আচ্ছা, এই যে টাইম লিমিটের কথাটা যে আপনি বললেন, এটা কিন্তু আসলে শুনে ভালো লাগলো। তবে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে টাইম লিমিটটা আপনি আসলে কিভাবে করেন? এক্ষেত্রে কি আপনি কোন ধরনের সফটওয়্যারের সহযোগিতা নেন? নাকি আসলে এটা নিজে থেকেই হয়তো ম্যানুয়ালি কোন কিছু একটা করেন? একটু যদি বলতেন।
আ আমি কিন্তু মূলত চেষ্টা করি আমি কোন অ্যাপটা বেশি ব্যবহার করছি সেটা দেখার। এটা কিন্তু আপনি ফোনে গেলেই কিন্তু আপনাকে দেখিয়ে দেয় যে, আপনার স্ক্রিন টাইমটা সবচেয়ে বেশি কোন অ্যাপে আপনি দিচ্ছেন? বা বেশি সময় নষ্ট হচ্ছে। তো চে আমি চেষ্টা করি সেই অ্যাপগুলো একটু কম ব্যবহার করা। আর তার সাথে, সাথে আমি একটা জিনিস একদম সেট করে ফেলেছি। যে আমি টাইম লিমিটটা হচ্ছে যে রাতে আমি ঘুমানোর আ দু ঘন্টা আগে কিন্তু ফোন বন্ধ করে দেই বা ফোন কিন্তু ব্যবহার করি না। তো সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিন টাইমটা কিন্তু অনেক কমে গেছে। আর এটা কিন্তু আমার ঘুমের জন্য কিন্তু অনেক বেশি উপকার করেছে।
একদমই ঠিক বলেছেন। বাহ! ব্যাপারটা কিন্তু বেশ ভালো। আপনি যেটা বললেন আসলে মানে আপনি অ্যাপগুলাকে আসলে উম মনিটর করে থাকেন যে, আসলে কোন অ্যাপটা আপনি বেশি ব্যবহার করেন এবং সেইটার ব্যবহারটা আপনি একটু নিয়ন্ত্রণ করেন। এবং আরেকটা বেশ গুরুত্বপূর্ণ কথা বললেন যে, আপনি রাতে ঘুমানোর আগে আ ২ ঘন্টা যেটা বললেন ২ ঘন্টা ফোন থেকে দূরে থাকেন। এইটার কারণে আপনার স্ক্রিন টাইম কমেছে। আচ্ছা এই যে আপনি যে বললেন এটা রাতে ঘুমানোর ২ ঘন্টা আগে স্ক্রিন থেকে দূরে থাকলে আপনার ঘুমটা ভালো হয়েছে। আ তার মানে কি আগে আপনার ঘুমের কোন সমস্যা ছিল? এবং এটাতে আপনি সত্যি, সত্যি উপকার পেয়েছেন?
একদম ঠিক। অবশ্যই আমি যখন এই যে স্ক্রিন টাইম টা বেশি আ ছিল যখন আমার, তখন কিন্তু আমি রাতে ঘুমাতে পারতাম না। দেখা যেত যে আমার ঘুমাতে, ঘুমাতে রাতে দুটা বেজে যাচ্ছে, ৩ টা বেজে যাচ্ছে। তো এই কারণে কিন্তু আমার যে কর্মস্থানে আমি কাজ করি সেখানে কিন্তু আমার যেতে দেরি হয়ে যেত। তো আমি কিন্তু সময়ের মতো পৌঁছাতে পারছি না। তার সাথে এই যে ঘুম না হওয়ার কারণে কি হতো কি? আমি অ অফিসে যেয়ে কিন্তু ঘুমিয়ে পড়তাম। তো এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস যে আমি একত প্রফেশনাল একটা জিনিসটাও ঠিকমতো রাখতে পারছি না তার সাথে আমি ব্যক্তিগত জীবনে ঘুমাচ্ছিও না ঠিকমতো। তো সেই ক্ষেত্রে আমি তখনই ভাবলাম যে এটা এখন অনেক বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো এটা কমানোর জন্য কী, কী পদক্ষেপ নেওয়া যায়? তো আমি এরকম স্ক্রিন টাইম লিমিটটা বের করলাম তার সাথে আমি মনে করি যে ও নোটিফিকেশন অফ বন্ধ করারও খুব দরকার তো এ এইগুলো জিনিস করলে, আর সাথে আরো অনেক কিছু আছে সেগুলো করে কিন্তু আমি স্ক্রিন টাইমটা কমাতে পেরেছি।
একদমই ঠিক বলেছেন। হুম। এই যে আপনি যে বললেন যে আসলে আপনি আপনার ঘুমটাকে আসলে ঠিক করার জন্য এই কাজগুলো করেছেন। হ্যা? এবং আপনি সঠিক বলেছেন ঘুমটা কিন্তু যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আ দেখা গেছে যে ব্যক্তিগত জীবনেও নানান ধরনের সমস্যা হয় এবং অফিসেও কিন্তু আসলে আমরা ঠিকমত কিন্তু নিজেদেরকে তুলে ধরতে পারি না। হ্যা? বা যতটুকু করা যেত অতটুকু করতে পারি না। তো এই ক্ষেত্রে আপনি আরেকটা কথা বললেন যে নোটিফিকেশন বন্ধ রাখার ব্যাপারটা। আচ্ছা নোটিফিকেশন টাও কি আসলে আপনার স্ক্রিন টাইম টা বাড়িয়ে দিতো? এটাতে এ আর আপনি কিভাবে বন্ধ করলেন? এবং কি উপকার হলো?
একদম ঠিক। আসলে কি দেখেন, আমি যদি নোটিফিকেশন বন্ধ না করি তাহলে কিন্তু একটু পরপর কিন্তু মেসেজ আসবে। বা এরকম কিন্তু একটা নোটিফিকেশন আসতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয়? যে আপনি কিন্তু যদি এইযে আপনার আ মন-মানসিকতা নাও হয় যে আপনি ব্যবহার করবেন না আ বা স্ক্রিন টাইমটা কমাবেন, তখন কিন্তু আপনার মন চাবে যে, "আচ্ছা না, একটু দেখি কি নোটিফিকেশনটা বা আমি একটু মেসেজের রিপ্লাইটা দিই।" তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু স্ক্রিন টাইমটা কিন্তু তখন কমবে না। আ বা আপনি যদি এইযে আমি যেটা করি অপ্রয়োজনীয় নোটিফিকেশনটা বন্ধ করে দিলাম, যেরকম মেসেঞ্জারে দিয়ে দিলাম। বা এখন কিন্তু খুব ভালো একটা জিনিস আছে যেটা আইফোনে কিন্তু আ স্লিপ মোড আছে, ঠিক আছে? সেই মোডটা অন করলে কিন্তু এরকম কিন্তু অপ্রয়োজনীয় কিন্তু নোটিফিকেশন নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তো আপনার যদি অনেক বেশি emergency কিছু হয় তখন সেই নোটিফিকেশনটা আপনি ঠিকই পাবেন। কিন্তু আ যেগুলো দরকার নেই সেগুলো থেকে কিন্তু আপনাকে দূর রাখবে।
<scoffs> একদমই ঠিক বলেছেন। বাহ! এটা কিন্তু বেশ ভালো একটা পয়েন্ট বললেন। আ আচ্ছা এইযে নোটিফিকেশন বন্ধ করার যে ব্যাপারটা, হ্যাঁ? আপনি আসলে কখন লক্ষ্য করলেন যে আসলে এইটা আপনার জন্য আসলে সমস্যা হচ্ছে, হ্যাঁ? এটা আপনার স্ক্রিন টাইম বাড়িয়ে দিচ্ছে? কিভাবে আসলে এই জিনিসটা লক্ষ্য করলেন বা কোন আচরণগুলোর কারণে আপনার কাছে এটা মনে হয়েছে?
আসলে বলতে গেলে কি? আমি কিন্তু প্রথমের দিকে যেটা বললাম যে ঘুম হতো না। তো তখন আমি চেষ্টা করলাম স্ক্রিন টাইম টা কিভাবে কমাবো? কিন্তু স্ক্রিন টাইম কমাতে গিয়ে আমি দেখলাম কি? যে আমি ফোন ব্যবহার করতে না চাইলেও এরকম মেসেজ বা কল আসার কারণে আমি কিন্তু এই যে বারবার ঢুকে দেখলাম। তার সাথে সাথে আরেকটা জিনিসও লক্ষ্য করবেন যে YoutTube এ কিন্তু আপনি অ্যা এ মানে আমরা সাবস্ক্রাইব করে থাকি। ঠিক আছে? তো সেখানে কিন্তু নোটিফিকেশন আসে যে য নতুন একটা ভিডিও এসেছে। তো সেটা দেখার জন্য কিন্তু উ মরিয়া হয়ে কিন্তু সারারাত থাকতে পারি না। মনে হয় যে আচ্ছা দেখি তাহলে কি ভিডিওটা বানাচ্ছে। তো সেটা দেখতে গিয়ে ক জি, জি।
একদমই ঠিক বলেছেন। <giggles> হ্যাঁ। মানে কিউরিওসিটি টা কাজ করে। যে, হ্যাঁ, দেখি তো কি আছে। এই যে এরকম একটা অনুভূতি, এই অনুভূতির কারণে কিন্তু মানুষ বারবার ওই নোটিফিকেশনটা দেখার পরে সে আবার ঐটার মধ্যে ঢুকে যায়। এবং সময় কিন্তু অফুরন্ত ভাবে চলে যায়।
একদম ঠিক। ঠিক বলেছেন। একদম ঠিক বলেছেন। তো এই যে আমরা যদি এরকম অ্যা একটা এরকম নোটিফিকেশন আসলো, আমি ঢুকে যদি দেখতে যাই। তখন কিন্তু আমরা আবার আ সেই ভিডিওটা দেখার পর মনে হচ্ছে আচ্ছা আরেকটু দেখি। তো এটা করতে, করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। আর তার সাথে আমি আরেকটা জিনিস মনে করি যে সকালে ঘুম থেকে আমাদের ফোন অ্যা উঠে সঙ্গে সঙ্গে ব্যবহার করা উচিত না। এতে কিন্তু আপনার স্ক্রিন টাইম অনেক বেড়ে যায়। আর তার সাথে কিন্তু আপনি অনেক সময়টা নষ্ট করছেন।
বাহ! এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এই যে সকালে যে ফোন থেকে আসলে দূরে থাকার ব্যাপারটা হ্যা? অনেকেই কিন্তু আসলে এই কাজ করে থাকেন। অনেকে বলেন যে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে মানে তারা কিন্তু সবার আগে ফোনটাই হাতে নেন। এবং দেখা গেছে যে ফোনটা হাতে নিয়ে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অ্যাপগুলার মধ্যে ঘুরতে, ঘুরতে তাদের অনেকটুকু সময় কিন্তু আসলে মূল্যবান সময় সকালের, নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আসলে আপনি কখন এটাকে লক্ষ্য করলেন? এবং আসলে আ কি, কি কারণে আসলে আপনি বাদ দিয়ে দিলেন, হ্যা? এবং আসলে বাদ দেয়ার পরে আপনার আ মানে হয় না যে এরকম দেখা যায় যে অনেকে বলে যে এটা বাদ দেওয়ার পরেও আবার আসলে আ মানে লোভ হয়েছে বা যেতে ইচ্ছা হয়েছে, আবারও শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ করলেন নিজেকে?
একদম ঠিক। ঠিক বলেছেন। জি, জি, জি ঠিক। আসলে দেখেন আমি তো কর্মস্থানে একটু ব্যস্ত থাকি। তো আমি যদি সকাল, সকাল যদি উঠে এরকম ফোন ব্যবহার করি তখন কিন্তু আমার কিন্তু মানে আমার বাকি যে জিনিসগুলো করার আছে সেটা কিন্তু করা হয় না। যেরকম আমি কিন্তু ব্যায়াম করা আমার হত। তো আমি কিন্তু ব্যায়াম করতে যাই না বা শরীরচর্চাটা কিন্তু তখন হয় না। তো এটা কিন্তু আমি মনে করি যে আসলেই অনেক বাজে একটা জিনিস যে আপনি সকালে উঠে ফোন ব্যবহার করছেন। সময় তো নষ্ট করছেন। আ তো এই সময় যদি আপনি একটু নিজের শরীরের উপরে কাজ করতেন, তাহলে কিন্তু আপনার শরীরের জন্য খুব ভালো হতো। কিন্তু আ এই মানে মূল্যবান সময়টা আমরা কিন্তু ঘুম থেকে উঠে আ নষ্ট করে দেই। তার সাথে কিন্তু আরেকটা জিনিসও আমি করে থাকি। সেটা হচ্ছে খাবারের সময় কিন্তু ফোন ব্যবহার করি না।
একদমই ঠিক বলেছেন। বাহ! এইটা কিন্তু আরেকটা বেশ গুরুত্বপূর্ণ কথা। আসলে অনেকেই কিন্তু এখন দেখা যায় যে, মানে খাবার ফোন তো সারাদিন ব্যবহার করেই। আ সেক্ষেত্রে কিন্তু আবার খাবারের টেবিলেও কিন্তু তারা ফোনটাকে নিয়ে আসে। তো এই যে যে মানে এই যে নিয়ে আসার পেছনে যে কিন্তু একটা আ addiction কিন্তু কাজ করে, হ্যাঁ? সেইক্ষেত্রে আপনি আ এই যে addiction গুলা বিভিন্ন ধরনের অ্যাপের আ ও রয়েছে, হ্যাঁ? সে ধরণের অ্যাপগুলার যে addiction গুলা, হ্যাঁ? বিভিন্ন নতুন, নতুন বিষয় এখন এসেছে। আ যেগুলো থেকে অনেকেই কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেনা। সেইক্ষেত্রে আসলে আপনার কৌশলটা কী থাকে? বা কোন বিষয়টাকে আসলে আপনি মাথায় রেখে এগুলা থেকে দূরে থাকেন? যেহেতু এগুলা আসলে সবাইকে অনেক বেশি আকৃষ্ট করে, তো সেক্ষেত্রে আপনার কৌশলটা জানতে চাই?
একদম ঠিক। একদম ঠিক। একদম ঠিক। আসলে আমি একটা জিনিস মনে করি যে খাওয়ার সময় যদি আপনি না ফোন ব্যবহার করেন না? তাহলে কিন্তু আপনারা যে খাচ্ছেন, সেটা কিন্তু আপনার শরীরে লাগে না। তো যেটা আমি কিন্তু পরে বুঝতে পারি, অনেক পরে। যে আমি কিন্তু সবসময় চিকন ছিলাম। তা আমি এই একটা জিনিস খেয়াল করেছি যে, আই ফোন ব্যবহার করার কারণে কি হয়? যে আমার আ মানে শরীরে খাবারটা লাগে না। তা তার সাথে, সাথে আমি নিজেকে আ মানে একটু মানে আট এই যে এই অভ্যাসটা গড়তে কিন্তু কঠিন, ঠিক আছে? আমার কিন্তু সহজ ছিল না ব্যাপারটা। তো আমি এটা কিভাবে করেছি? যে আমি কিন্তু গান শুনতে পছন্দ করি। তো সোশ্যাল মিডিয়া আমি ব্যবহার না করে, এই সময় কিন্তু আমি গান শুনতাম। আ তার সাথে, সাথে আমার একটু মানে গল্পর বই পড়া পছন্দ। তো আমি একটু চাচা চৌধুরীর কিন্তু এরকম মানে বই পড়তাম। ঠিক আছে? তো
হু একদমই ঠিক বলেছেন। বাহ! এইটা কিন্তু বেশ চমৎকার একটা গল্পের বইয়ের কথা আপনি বললেন, হ্যাঁ? এইটা কিন্তু অনেকেই কিন্তু আসলে পছন্দ করে থাকে। জি, বলুন।
তো এই এইগুলো করলে হয় কি যে, আপনি নিজেকে একটু আ মানে আ একটু মানে নিজেকে বিচিত্রভাবে রাখছেন। তার সাথে, সাথে নিজেকে ইন কিন্তু একটু মানে বিজি রাখছেন। তো আমি তার সাথে, সাথে এটাও বলতে চাই কি এই শুধু ওজ বই বা গান শুনলে হবে না। আপনার যদি মন চায় আপনি একটু আ মানে যেটা আপনার স্কিল আছে, আ মানে ভাবেন ভিডিও এডিটিং হলো বা ফটো এডিটিং হলো, সেগুলোও কিন্তু আপনি শিখতে পারেন। তো এই আপনি যদি স্ক্রিন টাইম যদি ভালো কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কিন্তু খারাপ না আপনার জন্য। কিন্তু আমরা মূলত কিন্তু ব্যবহার করে থাকি আ ভাবেন একটু আ বিনোদন পাওয়ার জন্য বা আ আচ্ছা ভাল লাগছে না, আচ্ছা একটু দেখি Facebook এ কী হচ্ছে? তো সেই কারণেই কিন্তু অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যায়।
এইটা কিন্তু আপনি একদমই সঠিক বলেছেন। হ্যাঁ? বেশিরভাগই আসলে এই কাজটাই করে। যে আসলে মানে আপনি যেমনটা বললেন যে আসলে আ দেখা গেছে যে শুধুমাত্র নিছক বিনোদনের আশায় তারা কিন্তু আসলে আ মা বিভিন্ন স্ক্রিনের মধ্যে কিন্তু আসলে নিজেদেরকে আটকে রাখে, হ্যাঁ? তবে আপনি যেমনটা বললেন যে আসলে এটা যদি কোন একটা ভালো কিছু শেখার কাজে যদি তারা ব্যবহার করে, নিজেদেরকে আসলে আরেকটু এগিয়ে নেয়ার জন্য, উন্নত করার জন্য তারা যদি আসলে ব্যবহার করে। যেমনটা আপনি বললেন কেউ যদি আসলে ভিডিও এডিটিং বা ছবি এডিটিং এই ধরণের বিষয়গুলো পছন্দ করে। তো সেগুলোতে আসলে কিন্তু তারা কাজ করতেই পারে। বেশ ভালো লাগলো আসলে এটা শুনে। তো আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। এই যে, যে <swallows> বর্তমানে আসলে যেই জেনারেশন টা আছে, তারা কিন্তু আসলে অনেক বেশি করে আসলে কিন্তু মোবাইলের স্ক্রিনে কিন্তু আসক্ত, হ্যাঁ? এবং আ আপনি জানেন নিশ্চয়ই বিভিন্ন ধরনের ছোট, ছোট ভিডিও এবং এ যেই ভিডিও গুলো আসলে অত্যন্ত আ কি বলব যে মানে মানুষকে ধরে রাখে আসলে একদম, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? যে প্রথমে যদি আসলে কেউ আসলে এখান থেকে বের হতে চায় সেক্ষেত্রে কি, কি কৌশল আসলে তার জন্য কাজে দিতে পারে?
একদম ঠিক বলেছেন। একদম ঠিক। অবশ্যই। একদম ঠিক বলেছেন। সেন্সেটিভ। একদম ঠিক। হুম। আসলে এটা কিন্তু আপনি একটা খুব ভালো আ উম জিজ্ঞাসা করেছেন যে আমরা নতুন প্রজন্মকে কীভাবে আ আলাদা করতে পারি? বা এই অভ্যাস থেকে বের করতে পারি? এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের যে শৈশব কাল ছিল সেখানে কিন্তু খুব সহজে কিন্তু আমরা খেলতে যেতে পারতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম। বাসা থেকে কিন্তু আমাদের বের হওয়া হত। কিন্তু এখনকার প্রজন্ম কিন্তু চাইলেই কিন্তু বাসা থেকে বের হতে পারছে না বা তারা কিন্তু খেলতে পারছে না। তো তাদের কিন্তু একটিই উপায় আছে সেটা হচ্ছে এরকম আ ডিভাইস তো সেটা ট্যাব হোক বা স্মার্টফোন হোক তারা কিন্তু এতেই সময় কাটাতে থাকে। কিন্তু পরিবার বা বয়স হিসাব বয়স্ক হিসাবে কিন্তু আমাদের উচিত দেখা যে আমাদের বাচ্চাকাচ্চারা কি করছে? বা আ কোন জিনিসে তাদের screen time টা ব্যবহার হচ্ছে। তো আমাদের উচিত তাদেরকে মনিটর করা। কিন্তু আ আমাদের কিন্তু তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়া খুবই গুরুত্বপূর্ণ প্রথমে। তো এতে হয় কি? তারা কিন্তু আপনার সাথে সবকিছু কিন্তু শেয়ার করবে। তো আ তার সাথে সাথেই এই যে যদি আপনি আপনার বাচ্চাকে বিনোদনের জন্য YouTube ব্যবহার করতে দেন তাহলে কিন্তু YouTube Kids আছে। তো সেগুলো যদি ব্যবহার করে তাহলেও কিন্তু আমি মনে করি যে আ এই যে আপনি যে বললেন যে সেনসিটিভ কিছু আ মানে এসে পড়ে কনটেন্ট সেগুলো থেকে কিন্তু তারা দূরে থাকতে পারবে। আর তার সাথে যদি আ আপনি যদি ফোন থেকে দূরে রাখতে চান তাহলে কিন্তু তাদের সাথে অনেক কিছু গেম খেলতে পারেন। যেরকম লুডু খেলতে পারেন, তারপর তাদেরকে একটু পেইন্টিং করানো আ যেই জিনিসপাতি আছে সেগুলো কিনে দিতে পারেন। তো এগুলো দিলে কিন্তু তারা একটু ব্যস্ত থাকবে।
এইটা কিন্তু একদম সঠিক। বাহ! এগুলো কিন্তু খুব ভালো একটা পয়েন্ট আপনি বললেন। যেমনটা বললেন যে আপনি আ YouTube এ যেন আসলে তাদেরকে যেন আসলে তাদের জন্য উপযুক্ত যে বিষয়গুলো সেগুলাই যেন তারা দেখে। ওই ধরণের বিষয়টা আসলে মাথায় রাখা। এবং আরেকটা বেশ গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনি বলেছেন, হ্যাঁ? যেটা হচ্ছে হলো যে উম আমাদের সময়কালীন সময়ে যেমন আপনি যেটা বললেন যে আপনার কথা যে সে সময় আসলে আ মানে খেলাধুলার কিন্তু অনেক ব্যবস্থা ছিল, হ্যাঁ? এখন খেলাধুলার ব্যবস্থা নেই। এবং অনেক মায়েরা কিন্তু আসলে ভয় পান যে তাদের সন্তানকে আসলে বাইরে দিতে। কারণ আ বাইরের যে পরিবেশ সেটা কিন্তু অনেকে আসলে ভালো মনে করেন না, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে বিনোদনের জন্য কিন্তু শুধুমাত্র একটা ব্যবস্থাই রয়ে যায় হ্যাঁ? যেটা তারা করেই যাচ্ছে। তো আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আইডিয়া দিলেন যে আসলে এইটা থেকে সরার জন্য তাদের সাথে হয়তো খেলাধুলা, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়া এই কাজগুলো করা যেতে পারে। এটা করলে দেখা গেছে যে তাদের জন্য ভালো হবে। তো সেক্ষেত্রে আমি আরেকটা আসলে মানে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। এ মানে একটা প্রশ্ন সেটা হচ্ছে হলো যে অনেক সময় দেখা যায় কি? মানে এত মানে মানে অ্যাডিকশন টা এত বেশি কাজ করে যে আসলে আ মানে দূরে থাকা যায় না, হ্যাঁ? যে আসলে মানে যেখানেই যাচ্ছি সেখানে ফোন, খাবার টেবিলে ফোন, পড়ার সময় ফোন, প্রত্যেকটা জায়গায় ফোন। তো সেই ক্ষেত্রে আসলে মানে তারা অ্যাডিকশন দূর করার জন্য কি করবে? ফোনটাকে কি নির্দিষ্ট দূরত্বে বা কারো কাছে দিয়ে আটকে রাখবে?
একদম ঠিক। ঠিক বলেছেন। একদম ঠিক। একদম ঠিক। একদম ঠিক। আসলে কি দেখেন আমারও কিন্তু এরকম হয়েছে। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে পড়েছিলাম। কিন্তু সেটা থেকে বের হওয়ার কারণ কিন্তু মানে বের হওয়ার কিন্তু কিছু কৌশল আছে। যেরকম আপনি কিন্তু আ যদি স্ক্রিনটা যদি আপনি গোল্ডেন মোড আছে, ঠিক আছে? সেটা করলে কিন্তু যখন হ মানে হলুদ হয়ে যায় তখন কিন্তু আপনার বেশিক্ষণ না ফোন ব্যবহার করতে ইচ্ছে করে না। আর তার সাথে, সাথে আপনি যদি অ্যা টাইমার সেট করে দেন যে এই অ্যাপগুলোতে আপনি বেশি সময় দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু মানে টাইমের পর কিন্তু আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আপনি কিন্তু চাইলেও কিন্তু তখন সেই অ্যাপগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর আমি আরেকটা জিনিস করেছিলাম। সেটা হচ্ছে digital detox করেছিলাম। এই ডিজিটাল ডিটক্স কি? বলতে যে আমি কিন্তু ডি মানে সোশ্যাল মিডিয়া থেকে একদম সবকিছু থেকে দূরে ছিলাম। আমি ডিলিট করে দিয়েছিলাম। তো এইটার পরে কি হয়? যে আমি কিন্তু আর মন চায় না যে আমি বেশি স্ক্রিন টাইম করি। বা তো তখন কিন্তু আমার অন্যান্য যে স্কিলগুলো আছে সেগুলো কিন্তু আমি আ আপগ্রেড করেছিলাম।
উম বাহ! এটা কিন্তু চমৎকার একটা কথা আপনি বললেন। এই যে আপনি মানে এই যে স্ক্রিন টাইম কমানোর ক্ষেত্রে আপনি কিন্তু নানান কৌশলের কথা কিন্তু বললেন যে নোটিফিকেশন বন্ধ রাখার ব্যাপারটা বললেন। হ্যাঁ? এই যে ডিজিটাল ডিটক্স এর কথা বললেন। বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া বললেন যে যারা আসলে মানে দূরে থাকতে পারছে না, আ ছোটরা যারা আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা এবং তাদের সাথে খেলাধুলা করে তাদেরকে বিনোদনের ব্যবস্থা করা। তো এগুলা জেনে কিন্তু বেশ ভালো লাগলো। আশা করছি আপনি অনেক, অনেক ভালো থাকবেন।
একদম ঠিক। ঠিক বলছেন। জি। আপনার সাথেও কথা বলতে, বলতে এত সময় চলে গেল বুঝতেই পারলাম না। তো আপনিও অনেক বেশি ভালো থাকবেন, আপনাকেও ধন্যবাদ। শুভরাত্রি।